আচ্ছা, আপনি যখন কোনো বাবা-মা রিলেটেড কোনো একটা গান শোনেন, তখন আপনার অনুভূতিটা কেমন থাকে? যদি একটু বলতেন।
আহ বেশ ভালোই। মূলত হচ্ছে অ্যাম সত্যি কথা বলতে, আমার বাবা-মার সাথে আমার সম্পর্কটা খুব একটা স্ট্রং না আরকি। এবং ছোটবেলার বিভিন্ন স্মৃতি থেকে বিভিন্ন কারণে, অকারণে হয়তো নিজেরই কিছু ফল্ট ছিল। সব মিলিয়ে তাদের সাথে একটা দূরত্ব আমার তৈরি হয়েছে, এবং সেইত তা সেই দূরত্বটা অনেকখানিক লাঘব হয়েছে। বাট এখনো কিছুটা বহাল আছে আরকি। <chuckles> তো, এখন প্রত্যেকের মনেই তো বাবা-মার আইডিয়াল একটা ভার্সন থাকে। তাই না? যে আমার মা, বা আমার বাবা, বা ইন জেনারেল বা বাবা-মা এরকম হওয়া উচিত। তো যখন কোনো গান শুনি সাপোজ আ মায়েকে নিয়ে কোন গান, তখন মনে হয় যে
হ্যাঁ, জ্বী, জ্বী, একদম। মানে মায়ের কথা অনেক মনে পড়ে। হ্যাঁ, জ্বী জ্বী।
মার জায়গাটা আমি ফিল করি যে, আমার মা যদি এরকম মা, বা আমার মার কাছ থেকে যদি এরকম ভালোবাসাটা আমি পেতাম, বা বাবার কাছ থেকে এরকম কোন কিছু যদি আমি শুনতে পেতাম। এরকম একটা আক্ষেপ জ্বী, জ্বী আক্ষেপের জায়গা তৈরি হয়। আ স্টিল আমি তাদের প্রতি অনেক সন্তুষ্ট এখন। তারা আমার প্রতি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। সব মিলে আমরা ভালোই আছি। বাট মনে মধ্যে একটু হলেও আক্ষেপ <chuckles> রয়ে যায়, যে আরেকটু যদি পেতাম এরকম একটা বিষয় হয়ে গেছি
হ্যাঁ, হ্যাঁ। একটু কাল্পনিক বিষয় আরকি। হ্যাঁ, জ্বী, জ্বী। হ্যাঁ, জ্বী, জ্বী বুঝতে পারলাম ব্যাপারটা। হ্যাঁ, মানে জিনিসটা দেখা যায় কি? যে, আ গানে বা এরকম সময়ে দেখা যায়, অনেক সময় কাল্পনিক বা ১ কথায় আইডিয়াল কিছু একটা বলে যেটা ১ কথায় আ বাস্তবে হয় না। যেমন অ মানে হয় কি? যে এম মানে দেখা যাচ্ছে, গানের মধ্যে তো এরকম ভাবে বলাই যাবে যে, আ সবপা সে সবচেয়ে সেরা, বা সবচেয়ে সেরা এরকম কিছু মানে বাবা-মা রিলেটেড, বা তারা এরকম কাজ করেছে। কিন্তু বাস্তবে দেখা যায় কি? যে আ সবার গল্প তো সেম না। ওই আর্টিস্ট হয়তোবা উনার মতন করে লিখছিল, বা উনার যে একটা ভিশন আছে। আ সেই অনুযায়ী উনি লিখেছেন আর আ কি বলে? অনেকে এই জিনিসগুলা প্রভাবিত হয়, বা যখন একটু চিন্তা করতে পারে এইসব জিনিস। আ তখনই কিন্তু দেখা যায় জিনিসগুলা আ কি বলে? সবার পছন্দ হয়, বা এরকম। তো এ একটা গান ক অনেক সবাই আরকি রিকমেন্ড করে যে, ঐ যে আ কি বলে? আয়ুব বাচ্চুর একটা গান ঐ যে, 'বাবা একটা কতদিন দেখি না তোমায়।' এই গানটা কি আপনার আ পছন্দ নাকি? মানে <scoffs> যদি এই বিষয়ে একটু বলতেন।
জ্বী, জ্বী। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আ জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।